<smacks lips> হ্যাঁ বুঝতে পারলাম। তবে এইযে আপনি বললেন, যে আসলে অ্যা কোথা থেকে আসে সেটা একটু জটিল হবে আপনার জন্য। তাও আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মানে একটা থিম নির্দিষ্টই তো থাকে তাই না? মানে যে হ্যাঁ, আপনার একটা চিন্তাধারা থাকে যে মানে আমি এই বিষয়টা নিয়ে এইভাবে একটু সাজাবো। তো এই ঘটনা কি আসলে আপনি নিজের মত করেই মানে একটু আ বানানোর চেষ্টা করে নাকি ওইযে আপনি বলেন, আশেপাশে যে যাওয়া থেকে যখন অভিজ্ঞতা হয় বা কোনো কিছু দেখেন যে না হয়তোবা এটা নিয়ে আমি কাজ লিখতে পারি। এরকম কিছু হয় কি?
জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হুঁ, হুঁ। জ্বী, জ্বী, জ্বী।